আ এখানে অনেক ভালো, ভালো ডায়ালগই ছিল। মানে আ যেটা হচ্ছে হ্যাঁ, আমার এখনই মনে পড়ল। আম একটা পর্যায়ে ছিল, যখন 'আমির খান' আ ওই ছেলেটার বাবা-মায়ের কাছে যায় আরকি। আ তো আ বাবা-মায়ের কাছে গিয়ে উনি, ও উনি অনেক বোঝানোর চেষ্টা করে, যে উনাদের ছেলেটা আসলে অসুস্থ হ্যাঁ, উনি সেটা বোঝানোর চেষ্টা করে, যে আ ওনা ওর বা ওনাদের বাচ্চাটা অসুস্থ এবং ওর কি অসুস্থতাটা? সেটা অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনভাবেই বাচ্চার বাবাকে উনি বোঝাতেই পারছিল না। তখন <smacks lips> আমির খান যেটা করল, ওই ঘরে একটা প্যাকেট ছিল। প্যাকেটের উপরে কিছু চাইনিজ ভাষায় কিছু লেখা ছিল। তো আ 'আমির খান' কি করল? ঐ বক্সটা নিয়ে বাপটা বাবাটাকে বলল, যে "আপনি এটা একটু পড়ে দেখান, পড়ে শোনান আমাকে।" তো বাবা বলল যে, "এব এই লেখা আমি কিভাবে পড়ব। এই লেখা তো আমি বুঝতেই পারছি না।" হুম? উনি এরকম একটা ডায়ালগ দিলো। এরকম ডায়ালগ দেওয়ার পর আমির খান বলল, যে "এক্সাক্টলি! এটাই আপনার ছেলের হয়েছে। ওকে যে লেখাটা আপনারা দিচ্ছেন, সে লেখাটা ও বুঝতেই পারছে না। আপনি যেমন চাইনিজ লেখা বোঝেন না, ও সেরকম করে ইংরেজি লেখাটা বুঝতে পারছে না।" তো এই জিনিসটা আমার খুব মন ছুয়ে গেছে। হ্যাঁ, যে ঐযে সুন্দর করে একটা উম হুম।
অনেক বোঝানোর চেষ্টা করলেন। হ্যাঁ। বোঝাতে পারছিল না। আচ্ছা। পড়ে শোনান। আচ্ছা। হুম, হুম। ঠিক। বুঝতেই পারছে না। ঠিক। এটা বেশ ভালো বলেছেন আপনি জ্বি, এইযে আপনি বেশ চমৎকারভাবে কিন্তু বললেন, যে এই যে বাচ্চাদের কিন্তু কিছু সমস্যা থাকে, যার কারণে কিন্তু আ তারা কিন্তু আ অক্ষর চিনতে কিন্তু পারে না। তো সেখানে কিন্তু চমৎকারভাবে আপনি যেটা বললেন, একটা চরিত্র যিনি টিচার্স যিনি, কিন্তু বোঝানোর চেষ্টা করে, তার পরিবারকে যে আ এ এই যে সে কিন্তু বুঝতেই পারছে না, যে কি অক্ষর? তাহলে সে কিভাবে পড়তে পারবে। আচ্ছা, এটা শুনে বেশ ভালো লাগলো। তো আপনি বলছিলেন, যে আপনার জীবনে এরকম একটা আপনি স্টুডেন্ট পেয়েছিলেন। তো পরবর্তীতে তাকে কি আপনার কোন ধরনের সাহায্য করা হয়েছিল?
একেবারে। হুম। আসলে আ আমি যে স্টুডেন্ট টাকে পেয়েছিলাম, আমার জীবনে আমিও দেখতাম। ও একদম, সবসময় একদম ঠিক একইভাবে মানে B বা D কখনো ঠিক মত লিখতে পারত না। মানে আমার মনে হতো "কেন পারছে না? এটা কে মানে কেন?" অনেক চেষ্টা করতাম আমি তাকে আ দেখা যেত যে ও ক্লাস থিউ 3 তে পড়ত। কিন্তু তারপরে ওকে আমি প্রতিদিন ১ বার করে আলফাবেটস গুলা লেখাতাম। কারণ ও কোনভাবেই আলফাবেটস গুলো চিনতে পারছে না। কিন্তু অনেকবার লেখানোর পর ও বারবার ভুল করছে, এবং কোন ১ টা সেন্টেন্স, সে কখনো পুরো লিখতে পারত না। তো এক পর্যায়ে আমরা হচ্ছে, তার বাবা-মায়ের সাথে কথা বলি। বাবা-মায়ের সাথে কথা বলার পর, আ ওর বাবা-মাকে আমরা বলি যে, এই ধরনের একটা প্রবলেম হচ্ছে। কিন্তু ওর বাবা ছিল সরকারি কর্মকর্তা। তো আ উনি ১ বছর পরেই দেখা গেছিল যে, উনি আ ট্রান্সফার হয়ে চলে গেছে আরকি। তো পরবর্তীতে আসলে আমা সত্যি কথা বলতে, বাচ্চাটাকে পাইওনি, এবং বাচ্চাটা এখন আসলে কোন পরিস্থিতিতে আছে? সেটা আমি আসলে সঠিকভাবে জানি না। আমি আশা করব যে, হয়তোবা উনারা উনাদের বাচ্চাটা সঠিকভাবে চিকিৎসা করবে আরকি। সেক্ষেত্রে।
অ্যালফাবেট দেখাতেন। আচ্ছা, আচ্ছা। কথা বলেন। হুম। ট্রান্সফার হয়ে গিয়েছেন। আচ্ছা। বুঝতে পেরেছি। ঠিক। অবশ্যই, এটা বেশ শুনে খারাপ লাগলো যে, আপনি আ সময় দিতে পারেন নাই। আচ্ছা তার সাথে যদি বলতেন যে, এই সিনেমার আপনার সবচেয়ে বেশি কি ভেলেল আ ভালো লেগেছিল? যে, সিনেমাটোগ্রাফি যেটা থাকে, যে লোকেশন বা কোন শট কি আপনার এরকম আছে, যেটা আপনার একদম মনে ছুঁয়ে গিয়েছে?
একদম। হুম। হুম।